আমার না আসলে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা কাজ করছে আবার মন খারাপও লাগছে। পাশাপাশি দেখলাম যে, এই যে এক এই যে, যে কারণটার জন্য আমার মনটন খারাপ লাগতেছে, দুশ্চিন্তা লাগতেছে, এটার জন্য দেখা যায় যে আমি আমার others যে কাজকামগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো করতেই পারতেছি না। নানান ধরনের আ বাধা বিপত্তি চলেই আসতেছে আমার জীবনে হ্যাঁ, মানে একটা বিশাল বড় একটা প্রভাব এটার কারণে আমার জীবনে পড়ছে।
উম-হুম। উম-হুম। এটা আসলে বোঝাই যাচ্ছে যে আপনার হয়তো তার জন্য একটু খারাপ লাগাটা কাজ করছে, তাই হয়তোবা আপনি বলছেন ব্যাপারটা। তবে মানে কি এমন হয়েছে? বা উম কেনই বা হয়েছে বা কতদিন যাবৎ এই সমস্যাটা ফেইস করছেন? সেই বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন তাহলে না একটু উম বলা যায় একটু সাহায্য করতে সুবিধা হতো আরকি।
জি। হ্যাঁ নিশ্চয়ই। আসলে হুম মেইন প্রবলেমটা হচ্ছে গিয়ে আমার, আমার হচ্ছে junk food এর প্রতি মানে অনেক বেশি আসক্তি, হ্যাঁ? দেখা যাচ্ছে আমি প্রতিদিনই জাঙ্ক ফুডটা খাচ্ছি। তো এই যে জাঙ্ক ফুড যে খা খাচ্ছি, এটার কারণে দেখা যাচ্ছে যে আমি আর্থিকভাবেও কিছুটা টানাপোড়নের ভেতর পড়ে যাচ্ছি। তারপর শারীরিকভাবেও কিছু সমস্যা আমি দেখছি। তো এইটাই হইতেছে আমার মেইন সমস্যা আরকি। মানে কিভাবে যে নিজেকে আ এই জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত রাখবো সেটা আরকি আ বুঝে উঠতে পারছি না। বুঝছেনই তো ব্যাপারটা?
হুম। হ্যাঁ। উম-হুম। হ্যাঁ, এটা তো আসলে ঠিকই। যে আপনি আসলে বুঝতেও পারছেন যে junk food টা আপনার জন্যই ভালো না। তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। তার পাশাপাশি আপনি নিজেকে হয়তো এটা থেকে বিরত রাখতে চাচ্ছেন। কিন্তু হয়তো কোন না কোন কারণে বাধাটা বারবার পাচ্ছেন আরকি। তো, সমস্যা নেই এটা হতেই পারে। তবে ব্যাপারটা হলো গিয়ে কি junk food গুলার মধ্যে কোন খাবারগুলা আসলে আপনার কাছে মনে হয় যে, যেগুলা দেখলে আপনি হয়তো লোভটা সামলাতে পারছেন না?
হুম। আচ্ছা, এইটা তো আসলে junk food এর অনেকগুলাই আছে। যেমন, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ইয়া আ ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই, থাই সুপ। তারপর এইযে ভাজা-পোড়া যেগুলা বিক্রি করে, হ্যাঁ? ছোলা, তারপরে আলু, পেয়াজু, বটবটি। তারপর হচ্ছে গিয়ে ম্যা আলুর চপ, বেগুনি এইযে জিনিসগুলা দেখা যায় আমার অনেক পছন্দর, হ্যাঁ? তো প্রতিদিনই বিকালবেলা নাস্তায় আমার এই এই খাবারগুলা খাওয়া হয়। মানে একটু উল্টাপাল্টা করে খাই। মানে একদিনে এটা খেলে আরেকদিন ওটা খাই। কিন্তু junk food ই আমার খাওয়া হয়। মানে অতিরিক্ত তেল তেলে ভাজা যে জিনিসটা, সেটা আমার কাছে অনেক ভাল্লাগে খেতে। তারপর আ যদি আরেকটু বলি, যে এইযে আ চিপস আছে, তারপর মিষ্টি আছে। এইযে জিনিসগুলোও আমার বেশ খেতে ভালোই লাগে।
আচ্ছা। উম-হুম। উম-হুম। আচ্ছা। তাহলে তো বলা যায় যে, আপনি junk food এর মধ্য দিয়ে হয়তোবা আপনার সকালের বেলার খাবার বলেন দুপুরে লাঞ্চ বলেন বা রাতের বেলা ডিনার বলেন সবই হয়তোবা করতে পারবেন, যেমনটা মনে হচ্ছে। আসলে বোঝাই যাচ্ছে যে জাঙ্ক ফুড এর প্রবণতাটা আপনার মধ্যে একটু বেশি আছে। তবে ব্যাপারটা হলো গিয়ে কি? যেটা তো আসলে আপনিও জানেন যে এটা ক্ষতিকর। তাই একটু যদি একটু এড়িয়ে চলা যায় আরকি, নিজের মনকে যদি একটু বোঝানো যায়। যেমনটা বললেন, আর্থিকভাবেও তো একটু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি শারীরিক একটা ক্ষতির ব্যাপার-স্যাপারও তো আছে। তো বুঝতে পারছি ব্যাপারটা আসলে প্রথম একদিনে তো আসলে সম্ভব না। তো আপনার কাছে কি এমন কোনো মানে বলা যায় রুটিন কি ছিল কিনা? যে সকালবেলা একটু স্বাস্থ্যকর খাবার খাবেন, দুপুরবেলা হয়তো বাহিরে আছেন সেই ক্ষেত্রে হয়তো জাঙ্ক ফুড টা খেতে হচ্ছে। মানে এই ধরণের বিষয়গুলা হয়েছে কিনা কখনো? তাহলে একটু আ বোঝা যেত আরকি ব্যাপারটা।
হ্যাঁঁ একদম, একদম। হুম। বুঝছি। হ্যাঁ নিশ্চয়ই। আসলে সকালবেলা তো দেখা যায় আ বাসায় হালকা নাস্তা করে অফিসে চলে যাই। তো অফিসে ওইযে লাঞ্চ ব্রেক বলেন বা বিকালে একটু যখন চায়ের বিরতি দেওয়া হয়, তখন কিন্তু কলিগ দের সাথে গিয়ে ওইযে যে যেগুলো কথা বললাম, আপনার পেঁয়াজু, তারপর সিঙ্গারা, সমোচা এগুলা বেশি খাওয়া হয়। আর রাত্রেবেলা যখন বাসায় আসি তখন দেখা যায় বাসার খাবারটা খেতে আর ভালো লাগে না। তখন আবার অনলাইন এ আপনার ওই যে চিকেন ফ্রাই, থাই সুপ, ফ্রাইড রাইস এগুলো আমি অর্ডার করে দেই। তো দেখা যাচ্ছে যে, আমি সপ্তাহের ভিতরে ৪ থেকে ৫ দিনই আমার এই বাহিরের খাবারটাই বেশি খাওয়া হচ্ছে আরকি। আর হেলথি খাবার বলতে শুধু যে সকালবেলা একটু রুটি আর ভাজি খাই এইটুকুই। এছাড়া কোন হেলথি ফুড আমার <chuckles> খাওয়া হয় না একদমই।
হ্যাঁ। উম আচ্ছা। হুম। ও। উম-হুম, তাহলে তো ব্যাপারটা বেশ ঝামেলার একটা বিষয়। আর যেহেতু আপনিও চাচ্ছেন নিজেকে বিরত রাখতে, তাহলে উম এই ব্যাপারটা কিন্তু একটা চেষ্টা করে দেখতে পারেন। যে যত আসলে মনে চাক না কেন, আপনাকে এটা মনে রাখতে হবে। কারণ একটা junk food এর মাধ্যমে যে অতিরিক্ত মসলা, অতিরিক্ত তেল এগুলা যখন আপনার স্বাস্থ্যের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার হৃদরোগের সমস্যা, তারপর ফুসফুস জনিত সমস্যা, তারপরে হচ্ছে আপনার কিডনি জনিত সমস্যা, অনেক কিছুই কিন্তু হতে পারে। তো শারীরিকভাবে হয়তো সেগুলো নাও হলো, ১ম দিকে কিন্তু আপনার কিন্তু এক ধরণের এসিডিটি টা হতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই এসিডিটি ব্যাপারটার এ উম বিষয়েও যদি আপনি একটু দেখতে পারেন যে অ্যা না আপনারই তো স্বাস্থ্যের ক্ষতি, তাহলে আপনাকে তো একটু ধ্যানে রাখতে হবে। তাই হয়তো কিছুটা ১ম দিকে হয়তোবা আপনি আ junk food এর প্রতি একটু আসক্ত থাকতেই পারেন কিন্তু ধীরে, ধীরে আজকে হয়তো ১ বেলা একটু কম খেলেন, কালকে হয়তো ২ বেলা কম খেলেন। এরপর দেখবেন পরেরদিনে ৩ বেলাই হয়তো আপনি স্বাস্থ্যকর খাবারগুলা খেতে পারছেন। এভাবে কিন্তু রাখতে পারছেন যেহেতু আসলে সমস্যাটা হচ্ছে। তবে এর কারণে কি আপনি মানসিকভাবে কি কোন ডিপ্রেশনে ভুগছেন? যে উম শরীর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, ঘুম হচ্ছে না, এসিডিটি হচ্ছে তাহলে না একটু উ বুঝতে পারতাম আরকি ব্যাপারটা।
হ্যাঁ। জী। হুম, হুম। জী। বুঝতে পেরেছি। উম-হুম। হ্যাঁ, আসলে এই যে acidity এর যে কথাটা বললেন এটা তো আমার প্রতিনিয়তই হচ্ছে। মানে দেখা যায় আমি কিছু একটু খাবার খেলে আমার আ ভিতরে অনেক ভারী, ভারী লাগে বা দেখা যাচ্ছে যে একটু আ মানে গ্যাস হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে উম মানে সকালবেলা ঘুম থেকে উঠলে হালকা একটু পেটে ব্যথা করে। তারপর দেখা যায় যে আমার উম মেজাজ, মন মেজাজ অনেক খিটখিটে থাকে। তো এগুলো কি আসলে খাবারের জন্য হচ্ছে কিনা? সেটাও আমি আসলে বুঝতে পারছি না। আহ তা তারপর আবার আমি ওইযে চেষ্টা করেছিলাম যে একদিন, একদিন করে একটু কমাবো খাবারের পরিমাণটা। কিন্তু দেখা যায় ২ ৩ দিন এরকম একটু ফলো করার পরে ৪ দিনের দিন আমি আর কন্ট্রোল করতে পারি না তখন, আবার একসাথে দেখা যায় অনেক খাবার খেয়ে ফেলি। তো এটার এটার কারণে দেখা যায় আমি যে সেলারি টা পাই হ্যাঁ? সেই সেলারির প্রায় অর্ধেকের অর্ধেকেই আমার এই যে খাবারের পিছনেই খরচ হয়ে যায়। তো সেদিক থেকেও দেখা যাচ্ছে যে আমি আমার বাজেট টাও ঠিকঠাক মত মেইনটেইন করতে পারছি না।
ও আচ্ছা। হুম। হ্যাঁ। হুম, তাহলে তো আরেকটা ঝামেলার বিষয় হয়ে গেল। তো কিন্তু তারপরেও কিন্তু এই যে আপনি ব্যাপারটা যেটা বললেন যে উম কিছু, কিছু প্রভাব কিন্তু আপনি নিজের মধ্যেই দেখতে পান। হয়তো খারাপ লাগা, ক্লান্ত লাগা বা এসিডিটির কারণে যে একটা দুর্বল, দুর্বল লাগার ব্যাপারটা বা একটু উম পেট ব্যথা করা, এটা কিন্তু আসলে আপনি নিজেই কিন্তু বুঝতে পারছেন যে এই ধরনের খাবারগুলো হয়তো অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু আপনার মধ্যে সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমি যেটা বলতে পারি এক্ষেত্রে আপনার যদি খুব বেশি মন চায় আপনি খাবেন কোন সমস্যা নেই, তবে সেটা বাসায় তৈরি করে খেতে পারেন। যেহেতু ফ্রাইড রাইস টা খুব বেশি পছন্দের একটা আপনার খাবার বা চিকেন ফ্রাই বলেন বা সুপ বলেন যাই বলেছেন এতক্ষণ। এগুলো বাহিরের থেকে অর্ডার না করে আপনি ঘরে একটু তৈরি করতে পারছেন। তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যকরও হলো পাশাপাশি আপনার junk food এর যে একটা চাহিদা ছিল সেটাও হা আসলে মিটে গেলো। তো আমার কাছে মনে হয় এই একটা process হয়তোবা কাজে দিতে পারে। তবে বাজেটের কথাটাতে যদি আসি এটা মানে জাঙ্ক ফুড এর ব্যাপারটা নিয়ে যেটা আপনি বললেন যে হয়তো বেশি খাওয়া হয়ে যাচ্ছে বা বেশি অর্ডার দিয়ে ফেলছেন। তাই হয়তো মাস শেষে বাজেট টা আপনার সেভাবে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন তাহলে কিছুটা বলা যায় একটু হেল্প করা যেত আরকি।
জী। উম-হুম। জী। হ্যাঁ। হুম। আচ্ছা। জী। হ্যাঁ আসলে আ দেখা যায় কি? আমি হচ্ছে ৳১৫০০০ স্যালারি পাই মাসে। তো পনেরো হাজার টাকা ধরেন যে আমার তো আরও কিছু খরচ আনুষঙ্গিক খরচ-টরচ আছেই। কিন্তু ওই খরচ থেকেও দেখা যায় খাবারের খরচটা আমার অনেক বেশি হয়ে যায়। দেখা যায় ৳৭-৮০০০ আমি হচ্ছে এই জাঙ্ক ফুডের পিছনে বাহিরে খাবার খেয়ে শেষই করে ফেলি। পরে দিয়ে মাসের শেষে আমার হাতে আর কোনো টাকাই থাকে না। তখন আবার আমার অন্য কারো কাছ থেকে টাকা ধার নিতে হয়। ধার নিয়ে তারপর আবার মানে একটা এক্সট্রা মানে ঋণটাকে পরিশোধ করার একটা এক্সট্রা চাপও আমার ভিতর পড়ে যায়। তো আমি আসলে সর্বোপরি বুঝতে পারছি যে আমার মেইন সমস্যাটাই হচ্ছে এই জাঙ্ক ফুডের প্রতি আমার যে আসক্তি সেটা আর নিজেকে এটা থেকে বিরক্তি রাখতে না পারার যে ব্যাপারটা সেটাই। তবে আমি চেষ্টা করছি আস্তে, আস্তে এটা থেকে কীভাবে বের হয়ে আসা যায়। আর আপনি এইযে বললেন না বাসায় আ রান্নাবান্না করে খা খাওয়ার জন্য ট্রাই করার জন্য, তো আমি বাসায়ও বেশ কয়েকবার ট্রাই করেছি। কিন্তু আসলে হয় কি? ওই যে বাহিরের যে টেস্ট টা সেটা আসলে বাসায় সে ঠিক সেভাবে আসে না। তারপরও দেখি এখন আবার চেষ্টা করব বাসায় বানানোর এবং আ মানে রেসিপি দেখে, দেখেই বানানোর চেষ্টা করব। হয়তো ১ দিন ভালো হবে না ২ দিনের দিন ভালো হবে, এভাবে আমি আসলে চেষ্টা করে দেখতে চাচ্ছি আর কি।
উম-হুম। হুম। হুম, হুম, হুম। জি। উম-হুম। না এটা তো আসলে সত্যি কথা বলতে কি? খুব হুম বলা যায় গভীর একটা চিন্তার বিষয় যেহেতু আসলে আপনি বাসায়ও বানানোর চেষ্টা করছেন। আবার হচ্ছে সে ক্ষেত্রে হচ্ছেও না। তো সে ক্ষেত্রে আপনি আরেকটা বিষয় কিন্তু করতে পারেন তো যেহেতু যে সকল রেস্টুরেন্টগুলো একটু উন্নত মানের বা দেখা যায় যেগুলো একটু high profile এর রেস্টুরেন্ট আছে তো সেখান থেকেও না এ ধরনের খাবারগুলা কিন্তু তারা দেখা যায় খুব মানসম্মত উপায়ে কিন্তু বানায়। তো সেখান থেকেও কিন্তু অর্ডারগুলো করতে পারছেন। যে আ সবসময় দেখা যায় কি? যে খেতে ইচ্ছে করে যেমন আপনি বললেন চিকেন ফ্রাই টার কথা তো এমন, এমন রেস্টুরেন্ট আপনি নির্বাচন করতে পারেন যেখান থেকে তারা খুব স্বাস্থ্যসম্মত উপায়ে হয়তো চিকেন ফ্রাইটা তৈরি করছে ফ্রাইড রাইসটা তৈরি করছে। তো ওখান থেকে অর্ডারও করলেন, বাহিরের স্বাদটাও পেলেন, নিজের মনটাও আসলে তৃপ্তি পেল তো ওটাও কিন্তু করা যেতে পারে। আর আরেকটা বিষয় যে এর কারণে কিন্তু দেখা যায় আপনার অর্থের যে ব্যাপারটা বললেন এটাও কিন্তু একটা বেশ আ চিন্তার বিষয় সত্যি কথা। কারণ আ দিন শেষে যদি আপনার হাতেই টাকাটা না থাকে আপনি যেমনটা বললেন হয়তো ধার করতে হচ্ছে। এখন দেখুন আপনি আজকে ১ দিন ধার করলেন ২ দিন ধার করলেন ৩ দিনের মাথায় কিন্তু সে যে আপনার পিঠ পিছে সমালোচনা করবে না এমন তো না। তো ওটা যদি আপনি একটু মাথায় রাখতে পারেন যে আমি কেন কারো কাছে আসলে ছোট হব? আমার নিজের টাকা আছে আমি নিজে একটু কম খরচ করি দরকার হলে খাবারটাকে সেভাবে হয়তো ২ বেলার পরিবর্তে ১ বেলা আমি একটু জাঙ্ক ফুড গুলো খাই। তাহলেও তো দেখা যাবে আপনার এত টাকা আসলে অপচয় হচ্ছে না। তো এই ব্যাপারগুলো যদি একটু চেষ্টা করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় নিজেকে খুব সহজেই কিন্তু বিরত রাখতে পারবেন।
জি। উহুম। হ্যাঁ। আচ্ছা। উম। জি। হ্যাঁ। উম-হুম। হুম, হুম। হ্যাঁ। জি, আসলে আমি কিন্তু এত গভীরভাবে বিচার বিশ্লেষণ করি নাই এই ব্যাপারটা নিয়ে। আপনি যেভাবে আমাকে এত সুন্দর করে বললেন, এখন আসলে আমি বুঝতে পারছি যে আসলে ধারদেনা করে আ করার যে ব্যাপারটা সেটা আসলেই আমার জন্য একটু এখন আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আশা করছি যে আমি এখন থেকেই মানে আজকে থেকেই যতটুকু সম্ভব আমার junk food খাওয়ার যে প্রবণতা সেটা কমিয়ে আনবো। এবং আ ভবিষ্যতে আরো বেশি উন্নতি করতে পারবো এই ব্যাপারটা নিয়ে। আর নিজেকে এই যে junk food এর বিপরীতে কিভাবে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় সে ব্যাপারটা নিয়ে নিজের সাথে একটু বোঝাপড়া করতেই হবে আমার। তো আপনার সাথে এই যে কথা বলতে পারলাম এই junk food এর ব্যাপারটা নিয়ে আমার মন খারাপের ব্যাপারটা নিয়ে, তো এটা স কথা বলতে পেরে কিন্তু আমার ভিতরটা এখন অনেক বেশি হালকা লাগছে। অনেক আইডিয়াও পেলাম যেগুলো আমি কাজে লাগাতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
হুম। হ্যাঁ। আমিও আসলে মনে করি যে আসলে আপনি হয়তো এই যে, যে ব্যাপারটা নিয়ে এতক্ষণ আলোচনা করলেন সেই ব্যাপারটা থেকে কিছুটা হলেও নিজেকে একটু উদ্ধার করতে পারবেন এবং খুব শীঘ্রই আপনিও স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকে পড়বেন। তো অনেক, অনেক আসলে শুভকামনা আসলে আপনার জন্য।
জি, নিশ্চয়ই।